মানে রিয়ালাইজেশন টা হিট করে, তাইতো? আ এটা আমার মনে হয় ব্যা খুবই স্বাভাবিক একটা ঘটনা। বিশেষ করে এদেশের প্রাগ প্রেক্ষাপটে কিন্তু এই যে ভাবনাটা যে জীবনটা কখন সহজ হয়ে যাবে। এই ধারণাটা কিন্তু প্রত্যেকটা, শুধুমাত্র আসলে শিক্ষার্থী বললে ভুল হবে। যারা চাকরি করেন তাদের মধ্যেও আছে। প্রাইমারি চাকরি করতেছি। খুবই সহজ একটা ব্যাপার। "আ এটায় কোন প্রবলেম হবে না। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে, শুয়ে আমি মোটামুটি চাকরির জীবনটা কাটায় দিতে পারবো।' আবার কেউ আহ মানে সরকারি চাকরি পেলেই বলে যে, "আরে এতে কাজের কি আছে।" কিন্তু যখন আসলে আ মাঠে নামা লাগে তখন কিন্তু রিয়ালাইজেশন টা হিট করে যে, আ "এইরে এই এত কিছু যে করতে হবে তা তো জানতাম না।" এটা কিন্তু আসলেই একটা প্রবলেমেটিক ব্যাপার, তাই না?
আ অ হু, হু। জি। হুম। <chuckles> ঠিক, ঠিক একদমই তাই। হুম। ঠিক। সেটাই ভাই। তো আমার ক্ষেত্রে আসলে যেটা হয়েছিল যে ৯ নাম্বার সেমিস্টার হঠাৎ করে ভার্সিটি থেকে একটা ডিসিশন আসলো। যে সেটা হচ্ছে হলো যে এরপরের সেমিস্টার এ যারা এই মিনিমাম সিজিপিএ মেইনটেইন করতে পারবে না তাদের আসলে গার্ডিয়ান ডাকানো হবে। তো এই ব্যাপারটা আমাকে একদম পাল্টে দেয়। হ্যাঁ? কারণ এই বয়সে এসে যদি গার্ডিয়ান আসলে ভার্সিটিতে আনতে হয় এইটা অনেকটা আসলে আমার জন্য লজ্জার ছিল।
হু, হু। হায় হায়! হুম। হুম, হুম। তো আসলেই একটা বেশ আ লজ্জাজনক এবং সবচাইতে বড় কথা অনেকটা হিউমিলিয়েটিং ব্যাপার কিন্তু যে আ ইউনিভার্সিটিতে উঠার পরে যখন বাড়িতে খবর যাবে যে "আপনার ছেলে লেখাপড়া করতেছে না, রেজাল্ট খারাপ করতেছে, ক্লাস বাঙ্ক দিচ্ছে।" তখন একে তো মানসিক একটা চাপ থাকবে নিজের উপর দিয়ে। এরপর পরিবার আবার কি বলবে সেটাকে সামলানো কিন্তু একটা বড় ধরণের মুশকিল। তো রাইট তো সেদিক থেকে আপনি সামলান কী করে?
হু, হু। একদমই। <chuckles> ঠিক, ঠিক। হ্যাঁ। আরেকটা বড় চাপ। তো ভাই, এই যে জি।